এখন ধর্মের বিষয়টা তো ভাই অ্যা দেখা যায় যে, একেক জনের জন্য একেক রকম। হ্যাঁ? দেখা যাচ্ছে যে, শহরের একজন মানুষ সুবিধাপ্রাপ্ত মানুষ বা আ শহরের একজন স্ট্যান্ডার্ড মানুষ আপনি ধরেন। সে আসলে ধর্মটাকে যেভাবে চিন্তা করে। একদম ধরেন অজপাড়াগাঁয়ের বা বস্তির একজন মানুষ সে তো ধর্মটাকে সেভাবে চিন্তা করে না। এখন তার ধর্মের মানে সে আসলে যেটাকে ধর্ম বলতেছে সেটা হয়তো মানে হয় অনেক সময় যে, আপনার আমার ভাষায় সেটা আসলে ধর্ম হিসেবে টিকে না বা সে যে, তরিকাগুলো বা যেগুলো ফলো করতেছে। সেগুলো হয়তো আমরা মানে ঐরকম গ্র গ্রহণযোগ্যতা দিচ্ছি না। একই রকম ভাবে হয়তো আমাদেরগুলোকেও তারা গ্রহণযোগ্যতা দিচ্ছে না। তো ধর্মীয় বিষয়গুলো নিয়ে কেওয়াস সৃষ্টি করা বা ঝামেলা সৃষ্টি করা হচ্ছে অনেক সহজ। যেটা হচ্ছে শুরুর দিকে আমি বলতেছিলাম। আবার ধর্মের আ অনেক পজিটিভ জিনিসও এভাবে ছড়ানো সম্ভব। মানে বিষয়টা হচ্ছে মূল কথা তো হচ্ছে, একটা জিনিস সবার কাছে পৌঁছানো। তো যদি আসলে পজিটিভ ওয়েতে সুন্দর জিনিস বা যেটা আসলে সবার জন্য মানে উপকারী সবার জন্য ভালো। যেমন মানবিকতা, মর্যাদাবোধ, আ দেশপ্রেম, পরোপকারিতা। এই জিনিসগুলা যদি ঐরকম টার্গেট করে বা অ্যালগরিথম এর মাধ্যমে সবার কাছে পৌঁছানো যায় বা ধর্মের মানে ধর্ম বলতে আসলে যেটা বোঝায় আরকি। রাইট পজিটিভ দিকগুলো। নেগেটিভ দিকের কথা বলছি না। পজিটিভ দিকগুলোই যদি আ মানে মানুষের মধ্যে পৌঁছানো যায়, সেক্ষেত্রে মানুষ কিন্তু নিশ্চিতভাবে আরো ধার্মিক হবে। এক্ষেত্রে কিছু, কিছু ক্ল্যাশ থাকে যেমন মানে একই ধর্মের ধরেন বিভিন্ন তরিকা থাকে। সেগুলোর মধ্যে কিছু, কিছু ক্ল্যাশ থাকে। তো সেগুলা যখন আসলে সামনে আসে, তখন কিন্তু দেখা যায় সেখানে বিশৃঙ্খলা হয়। তো অ্যালগরিথম গুলো যদি আসলে প্রপার সমাজে স্ট্যাবিলিটি রাখতে চায়, তাহলে হচ্ছে এ ওই ধরনের ক্লাশ এর যে, বিষয়বস্তু আছে সেগুলোকে সবসময় আসলে ইগনোর করা উচিত। সেগুলোকে সবসময় আসলে ইগনোর করা উচিত। যাতে করে মানুষের মধ্যে সম্পর্কটা ভালো হয় এবং আ যেগুলো হচ্ছে ঝামেলা সৃষ্টি করতে পারে বা যেগুলোর মাধ্যমে কোন ধরনের আ গন্ডগোল সৃষ্টি হতে পারে, সেই জিনিসগুলো যদি তারা একদম বাদ করে দেয়, এভয়েড করে, তাহলে কিন্তু ধরনের যে, যে, বিষয়টা বললেন মানে শুধুমাত্র ধর্ম না, ধর্ম, সমাজ, আ রাষ্ট্র, সংস্কৃতি, অর্থনীতি সবকিছুই আসলে ওরকম আ পজিটিভ দিকেই যাবে আরকি। এটা আমি মনে করি।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তা তো নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। তা তো একদম। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। পজিটিভ দিকগুলো। জি। মানুষের কাছে পৌছে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হুম, হুম, হুম। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনি কিন্তু সেগুলোকে পিছিয়ে রাখতে হবে বাহ! হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। সেইগুলো এভয়েড করা উচিত। নিশ্চয়ই, নিশ্চয়ই। এটা, এটা কিন্তু আপনি অনেক সুন্দরভাবে জিনিসগুলো তুলে ধরেছেন এবং এই যে, বড়, বড় প্লাটফর্ম এর অ্যালগরিথম আমাদের যে, প্রাইভেসি বিষয়টা আছে বা ধরুন হচ্ছে ইকোনমিক্যাল গ্রোথ এর বিষয় আছে বা ব্যবসা-বাণিজ্য যে, কথা বলেছেন, আপনি বলেছেন যে, অর্থের যে, ফ্লো আছে, সেটাকে অনেকখানি তারা ত্বরান্বিত করে। এরপর আপনি এখন যে, ধর্মের বিষয়টা বললেন, সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং আ খুবই আসলে আনন্দিত হয়েছি এই কথাগুলো শুনে এবং নিশ্চিতভাবে অনেক কিছু শিখতে পেরেছি। আশা করছি আপনি অনেক, অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আ ততদিন আবার আপনার সাথে কথা হবে, অনেকগুলো এক্সপেরিয়েন্স শেয়ার করা হবে। আ আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক, অনেক শুভরাত্রি।
হ্যাঁ, অনেক ভালো লাগলো আসলে আপনার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে পেরে। অ্যালগরিথম নিয়ে আসলে আমি মাঝে, মাঝে চিন্তা করি যে, আসলে কি হচ্ছে বা কিভাবে কে কি করতেছে। তো আপনার সাথে শেয়ার করতে পেরে আসলে আমারও খুব ভালো লেগেছে। আমারও খুব হালকা লেগেছে। অ্যা খুব চমৎকার লাগলো আসলে এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে পেরে। অনেক ভালো থাকবেন আপনি। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আচ্ছা। নিশ্চয়ই, নিশ্চয়ই। ধন্যবাদ। শুভরাত্রি।